ও আচ্ছা, আচ্ছা। হোক ট্রাই করে দেখব তো আসলে কেমন। আমি আসলে ইংলিশ গান একটু কম শুনি ভাই। এজন্য একটু সমস্যা। তো যাই হোক ভাই এই বিষয়গুলা আসলে মানে জি ভাই?
উহ। জি। আরে ভাই। আমার কাছে নাই। তবে আপনি একটা গান শুনে দেখতে পারেন আর যদি স্ট্রেস এর ভেতরে থাকেন তাহলে আপনার আশা করি ভালো লাগবে। সেটা হলো, "Derinden", টার্কিশ একটা সং।
উম হুম, হুম, হুম। ও আচ্ছা তো টার্কিশ না? উম
অ্যা হ্যাঁ, "Derinden."।
ও, আচ্ছা ঠিক আছে আমি দেখি ট্রাই করে দেখব। আসলে ভাই আমাদের কর্মব্যস্ত জীবনে আসলে আমরা অনেক ভাবে মনোমালিন্য হই বা অনেক সময় ডিপ্রেশন এ চলে যাই। তবে আমার মনে হয় যে গান এটা কিন্তু ভালো ভূমিকা রাখতে পারে। আসলে গান হলে যে আসলে ইংলিশ হইতে হবে বা হিন্দি হতে হবে বা বাংলা হতে হবে তা না। আমার ক্ষেত্রে আমি যে টুকুই, আমার যেটা মিউজিক ভালো লাগে ভাই, আমি সেটাই শোনার ট্রাই করি। আসলে স্পেসিফিক ভাবে কোন গান আমি প্লে করি না। আমি জাস্ট খালি দেখি যে আমার মিউজিক ভাল লাগতেছে। মিউজিকটা আসলে মাইন্ড এর সাথে সেট হচ্ছে যেটা সে দিয়ে আমার মাইন্ডটা একটু ফ্রেশ, ফ্রেশ লাগতেছে। সেক্ষেত্রে আমি সেই জিনিসটা ইউস করি আরকি। তো এটা আমার ক্ষেত্রে হয়। তো জানি না অন্য কারো ক্ষেত্রে কেমন। তবে এটা আমার খুবই কার্যকরিতা আরকি দেয় আরকি। জি, ভাই।
জি, হুম। উম জি। আ হ্যাঁ। একদম। হুম, হুম। একদম। <chuckles> হ্যাঁ। উম জি। <chuckles> জি, বুঝতে পেরেছি। উ অ্যা হ্যাঁ, বুঝতে পারছি। <smacks lips> অ্যা হ্যাঁ, এটাই আসলে হওয়া উচিত। আমিও আরকি ওই যে গান যখন যেটা ভালো লাগে তখন সেটাই শুনি। মানে আমার ক্ষেত্রেও আসলে ডিপেন্ড করে না যে আ বা বাংলা, ইংলিশ, হিন্দি, টার্কিশ বা ইন্দোনেশিয়ান এই ব্যাপারগুলো আসলে আমার ক্ষেত্রেও খুব একটা আ কি বলে ভূমিকা রাখে না। আমাকে গানটাই ভূমিকা রাখে আরকি। এটা আর কি বলবো। তবে অ্যা আরেকটা গান আছে যেটার কথা শুনলে আমার পুরাতন একটা বন্ধুর কথা মনে পড়ে যায়। তবে সে গল্প আরেকদিন বলবো ভাই। <chuckles> জ্বী ভা
উম জি। উহু, হুম। জি, জি, জি। উহু, হু। উহু, হু, হু। জি, জি, জ্বী, জ্বী। আহ! আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা। <chuckles> আচ্ছা, ঠিক আছে ভাই। যেহেতু আপনার সাথে এই বিষয়গুলো কথা শেয়ার করলাম। আপনিও আমার আপনার কথাগুলো শেয়ার করলেন। খুবই ভালো লাগলো ভাই। কারণ এই বিষয়গুলো আসলে জানা দরকার। যাই হোক ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি ভাই।
আন জি। আ হ্যাঁ। <smacks lips> শুভরাত্রি ভাই, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ।